আমি না বেশ আ কিছুদিন যাবত বলা যায় যে, একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি আর কি। আ ঠিক আ সমস্যা না আমি ঠিক বুঝে উঠতে পারছি না আর। এটা কি আসলে সমস্যা বলা ঠিক হবে? এটা কি আসলে আ অন্য কিছু বলা, হতাশার যে আসলে একটা ব্যাপার আর, সেটা বলা ঠিক হবে? তো আব এই বিষয়টাও না আমি ঠিক আ বুঝে উঠতে পারছি না। তো যার কারণে আসলে, আ বলা যায় যে, বন্ধু-বান্ধব তারপরে পরিবার, কারো সাথে আসলে বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনার যে ব্যাপার <sneezes> আছে, আ সেটা আসলে আমি ব করে উঠতে পারছি না। তো, <smacks lips> এমনতো অবস্থায় যে আসলে আমার কি করা উচিত? আমি ঠিক আ বুঝে উঠতে পারছি না কারণ আব এভাবে যদি চলতে থাকে দেখা যাবে যে আসলে, আ ভবিষ্যতে বড় ধরনের একটা সমস্যার মধ্যে আ পড়ে যাব কারণ আ বর্তমান সময়টাই যদি আসলে ঠিক না রাখতে পারি, তাহলে ভবিষ্যতে আর কি, আর কিভাবেই বা কি করব? তো যার জন্যই আসলে আপনার সাথে আ কথা বলা। তো, <smacks lips> আপনি যদি আসলে আমাকে কিছু বলতেন এখান থেকে আসলে আ বেরোনোর কোন উপায় আছে কি না বা এটার আসলে সমাধান কি হতে পারে? তো, আপনি একটু বলেন আমাকে। হুম, জি।
আচ্ছা। হুম, হুম? জি। হুম, হুম। জি। হু হুম। আচ্ছা। হ্যাঁ, আসলে এ আমি চেষ্টা করব, আপনাকে সমস্যার সমাধান করে দেওয়ার। কিন্তু তার আগে আমাকে বলতে হবে যে, আসলে আপনি কি রকম পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন বা আপনি আসলে বলছিলেন যে, এটা আসলে সমস্যা কি না সেটাও আপনি বুঝতে পারছেন না। তো এই ব্যাপারটা যদি একটু খোলামেলাভাবে আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু আমি আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করতে পারি।
উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম সত্যি কথা বলতে কি? আমার আ সমস্যাটা উদ্ভট রকমের একটা, যেটা হলো আরকি হচ্ছে কি আমি না আ রুটিন ঠিকই বানাই। মানে আমার দৈনন্দিন জীবনে আসলে একটা সবারই তো আসলে একটা আ সময় ব্যবস্থাপনা থাকে। তবে এপ আমার ক্ষেত্রে আমি আ যতই বানাই না কেন বা, যতই আসলে আপ আ সংশোধন করি না কেন, আমি না কোনভাবে আসলে ঠিক রাখতে পারি না। বিষয়টা আ বলা যায় যে, একটা পর্যায়ে যেয়ে আসলে আমি হতাশ হয়ে যাই। আপ এ যেটা আসলে আমি কোনভাবেই আরকি আপনি ঠিক রাখতে পারি না। বা এইযে এইযে যে আ অনেক সময় হয় কি? উম আ এটাকে সহজ ভাষায় বলতে গেলে, মূল্যবোধ হারানোর যে আসলে ব্যাপার, সেটা আসলে আমার ক্ষেত্রে খুব বেশি রকমের হয় যে, আমি একটা রুটিন বানালাম, তো বানানোর পরবর্তীতে আসলে ওইটাকে যে আসলে মেনে চলবো, আ এই বিষয়টা হয় না। বলা যায় এটা এই এটার কারণে আসলে হচ্ছে কি যে আমার আপ দৈনন্দিন জীবন, তারপরে সামাজিক জীবন, তারপরে আপনার আ মানে আ সকল ক্ষেত্রে না খুব ভালো রকমের আসলে একটা প্রভাব পড়ছে। তো এমন অবস্থায় যে আসলে আমি কি করবো বা, এখান থেকে বেরোনোর কোন উপায় আদৌ আছে কিনা? আপ এই বিষয়গুলো ঠিকই আমি বুঝে উঠতে পারছি না। কারণ হচ্ছে কি যে, আমি বেশ দীর্ঘদিন যাবৎই আসলে চেষ্টা করছি বিষয়গুলো আরকি আপ একটা সুরাহা বা, একটা সমাধানে আসার। তো কি করা যায় বলেন এই অবস্থায়?
হু, হু। জি। ওহহো! হু, হু। উ জি। হু, হু। উ জি। হুম। আসলে বোঝাই যাচ্ছে বেশ জটিল একটা সমস্যার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন। এবং এটার কারণে আপনার আরো অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো, এটা আসলে আপনি আ মানে চেষ্টা করে দেখতে পারেন আসলে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় বা, কিভাবে আসলে ঠিক করা যায়। তো সেক্ষেত্রে আমি যদি একটু জিজ্ঞাসা করি যে, আ কোন কাজগুলোর ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি মূল্যবোধটা আরকি হারিয়ে যাচ্ছে? মানে এরকম কোন কাজ কি আপনি এখন আ ঠিক মানে আ চিহ্নিত করতে পেরেছেন যে এইসব কাজের ক্ষেত্র থেকে আপনি রুটিনটা ঠিকঠাক মত মেনে চলতে পারছেন না?
জি। উম জি। হুম। উম জি। <clears throat> হুম, এ ব্যাপারে যদি আসলে বলতে যাই, তাহলে হচ্ছে কি আমি না আপনার যখনই আসলে আ কোন একটা কাজ সম্পূর্ণ করি, তো বা তার পরবর্তীতে অথবা, আপনার আ দেখা যায় যে আ একটা বিরতি নেই। বা, তার পরবর্তীতে এই সমস্যাগুলোকে সবথেকে বেশি রকমের দেখি। আর আ যার জন্য আসলে বলা যায় যে, আমি তাল বেশ লম্বা সময় ধরে আসলে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আরকি। যে হচ্ছে কি যে, যখনই আসলে একটা কাজ সম্পূর্ণ করছি, তো ওই কাজটা সম্পূর্ণ করার পরবর্তীতে না ওই একটা বের বিরতি দিয়ে যে আসলে আমি দৈনন্দিন জীবনে আসলে একটা ধারাবাহিকতার মধ্যে আসবো। আর সেই আসাটা আসলে আমি কোনভাবে আ ফিরে আসতে পারি না। আর যেটা আসলে বলা যায় যে আ সবথেকে বেশি রকম আসলে একটা পীড়ার সৃষ্টি করে। কারণ, আ আমি যদি আসলে দৈনন্দিন জীবনের যে, আ যা কিছু আছে এগুলো যদি আসলে ঠিক না রাখতে পারি, তো সেটা তো আসলে ভবিষ্যতে যে একটা উম মানে আ ভবিষ্যতে আসলে কীভাবে ঠিক রাখবো, এখনই যদি আসলে না পারি। তো আপ এই ধরনের কিন্তু আসলে হতাশাজনক যে চিন্তাভাবনাগুলো আছে, সেগুলো আসলে আমার মধ্যে ইদানিং আরকি সবথেকে বেশি রকমের আরকি কাজ করছে আরকি। জি।
হ্যাঁ। হুম। জি। হু, হু। জি। হুম। না আসলে এরকম হতাশা কাজ করাটাও কিন্তু এক একদমই স্বাভাবিক। তখন আসলে রুটিনটা ঠিক মত মেনে চলা যায় না বা, চেষ্টা করেও পারছেন না। তখন কিন্তু হতাশা আসবে। তবে আমি বলবো হতাশ না হয়ে আপনাকে কিন্তু আসলে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আপনি আসলে বলছিলেন যে, আপনি যখন ১ কাজ শেষ করে বিরতি নেন, তখন আবার দেখা যাচ্ছে যে আ সে মানে অন্য কোন কাজ করতে গেলে সেই রুটিনটাও আসলে ঠিক থাকছে না। তো আপনি কি আসলে বিরতিটা অনেক বেশি সময়ের জন্য নিয়ে নিচ্ছেন? মানে দেখা যাচ্ছে যে, ১ কাজ শেষ করে কি ২-৩ দিন ব্রেক নিচ্ছেন, এরকম কিছু কিনা? বা, আপনার আসলে প্রতিদিনকার রুটিন মানে, সেখানে আপনি কি অনেক বেশি ব্যস্ত থাকেন? যার কারণে বিরতিটা বেশি নেওয়া হচ্ছে?
না। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। আ আচ্ছা, আমার বিরতি নেওয়ার ধরণটা হলো যে, আমি আপনার আ যখন আসলে কোন একটা প্রজেক্ট শেষ করি। বা আ দেখা যায় যে আসলে টানা ১ সপ্তাহ ধরে আসলে অ্যা যখন কাজ করি। তো, ওই সময়টাতে আমার আ বিরতিটা হয় কেমন? আ যে দেখা যায় যে, আসলে একটানা আরকি ২ দিনের বা আ কুত কিত কুর মানে কোন, কোন সময় ২৪ ঘন্টা আসলে সম্পূর্ণ ইন্টারনেটের থেকে বাহিরে থাকি। ও হ্যাঁ এখানে বলে রাখা ভালো যে, আমার কাজটা আসলে ইন্টারনে-নেট ভিত্তিক তো, আমি যখনই আসলে কোন একটা প্রজেক্ট শেষ করি, তখনই আসলে ২ ৩ দিনের জন্য আসলে একটা বিরতিতে থাকি বা বিরতি নিই। তো নেওয়ার পরবর্তীতে হয় কী জানেন তো? মানে যখন আসলে আবার কাজ শুরু করবো, আ ওই কাজটা শুরু করার জন্য যে আসলে একটা অনুপ্রেরণা বা আপনার যে, আসলে একটা ব্যাপার যেটা থেকে থাকে যে, আ কাজটা শুরু করতে হবে। বা আবারও দৈনন্দিন রুটিনে যে আসলে ফিরে যাবো। এই বিষয়টা আসলে আমি করে উঠতে পারি না। বলা যায় যে এক প্রকার আসলে একটা আ অলসতার যে আসলে ব্যাপার সেটা আসলে আ শুরু হয়ে যায়। আ যার কারণে আসলে বলা যায় যে এই সমস্যাটা হচ্ছে। আর বিরতির ক্ষেত্রটা আমি য যদিও আসলে চেষ্টা করি যে, আসলে একটু আ শর্ট করার তবে আ নানাবিধ কারণে আসলে এটা হয়ে ওঠে না আরকি হুম, জি।
হ্যাঁ। ওকে। হুম, হুম। জি। হুম, হুম। জি। জি। বুঝতে পারছি। আসলে আমার তো মনে হচ্ছে যে, আপনি একটানা কাজ কর করেন এবং যার কারণে আপনি যখন আসলে প্রজেক্টটা শেষ হয়ে যায়, তখন বিরতিটা আসলে বেশি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি বিরতি নিচ্ছেন, তখন কিন্তু আপনার ব্রেইন মানে কাজকর্ম থেকে একটু দূরে চলে যাচ্ছে এবং কাজ করার যে একটা অনুপ্রেরণা, সেটা কিন্তু তার মধ্যে আসলে তখন আ মানে চলে যায়। তো এক্ষেত্রে আমি বলবো আপনি আসলে একটানা কাজ না করে, যখন কাজগুলো চলমান থাকবে, সেই কাজের ফাঁকে, ফাঁকে ছোট, ছোট বিরতি নিবেন। তাহলে কিন্তু আসলে আপনার কাজ আর বিরতির ২ অভ্যাস একসাথে গড়ে উঠবে এবং পরবর্তীতে যখন আপনি আসলে আ দীর্ঘসময় বিরতিতেও থাকবেন, তখনও কিন্তু আসলে আপনার মনোযোগটা কিন্তু হারিয়ে যাবে না এবং আপনার যে মূল্যবোধ কাজ করার প্রতি বা, রুটিনের প্রতি, সেটাও কিন্তু টিকে থাকবে। তো আপনি কি আসলে কোন এ ধরনের ছোট পরিবর্তন করার চেষ্টা করেছেন? বা, এই চেষ্টাটা যদি করেন, তাহলে আপনার আসলে কেমন মনে হয় যে, এটা কি আসলে ভালো হবে কিনা আপনার জন্য?
এ হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। উম বুঝতে পারছি। আম <clears throat> মনে তো হচ্ছে যে বিষয়টা আমার এভাবে করাই উচিত। কারণ হয় কি যে, আ আমি এর আগে আসলে আপনি যেমনটা বলছিলেন যে, আমি আসলেই আরকি একটানা লম্বা সময় ধরেই আরকি আপ কাজ সম্পূর্ণ করার চেষ্টা করি আরকি। কারণ, বা আমার কাছে আসলে যে কাজ বেঁধে থাকলে বা, আটকিয়ে থাকলে আসলে বিষয়টা খুব একটা ভালো লাগে না। তো আ যার প্রেক্ষাপট আসলে আমি একটানা লম্বা সময় ধরেই আসলে কাজ করার চেষ্টা করতাম। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে যে বিষয়টা আমি যদি আসলে আ দৈনন্দিন জীবনে যদি আসলে ছোট, ছোট করে আরকি একটা বিরতি রাখতাম, তাহলে হয়তোবা আমার এইযে আ লম্বা সময়ের যে আসলে একটা বিরতি নেওয়ার পরবর্তীতে যে আসলে ঐযে আ দৈনন্দিন জীবনের ধারাবাহিকতার যে ব্যাপারটা, সেটা যে আ হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে হয়তোবা ঘটতো না। তবে আ এক্ষেত্রে আ রুটিনটা তো আসলে বেশ একটা কার্যকারী জিনিস। তবে যেটা আসলে আমি আ মানতে পারছি না বা, মানতে পারি না। ২ দিন পরপরেই আসলে ভেঙে যাই, যেমনটা আসলে বলছিলাম। তো আ এক্ষেত্রে আসলে আমার করণীয়টা কী? <sneezes> <coughs> বা <coughs> এটা আসলে কিভাবে আমি ঠিক করতে পারি? হু, জি।
আচ্ছা। হুম। জি। হুম। আচ্ছা। উম আসলে আপনি কিন্তু চাইলে, আপনার রুটিন এ কিছুটা বৈচিত্র্য আনতে পারেন। আ যেমন ধরেন যে, আ মানে আপনি যেহেতু প্রতিদিনই কাজ করছেন বা কোন না কোন একটা কাজ শুরু করলে সেটা, শেষ না হওয়া পর্যন্ত আসলে সেটা কন্টিনিউ করে যান। তো সেক্ষেত্রে আমি বলব যে, আপনি কাজগুলোকে ছোট, ছোট ভাগে ভাগ করেন এবং আ দেখা যাচ্ছে আপনি যদি একটানা ৫ ঘন্টা কাজ করেন? আ ৫ ঘন্টা কাজ করে, ১ ঘন্টা একটু বিরতি নিন এবং সেই বিরতির সময়টাতে নিজের পছন্দের একটা গান শোনেন বা দেখা যাচ্ছে যে, নিজের সাথে একটু নিজেকে সময় দেন বা আপনার যে পছন্দের যদি কোন কিছু থেকে থাকে, সেই জিনিসগুলো একটু করেন। তো, আপনি যখন আসলে একটা রুটিনের মধ্যে একটু বিচিত্র আনতে পারবেন বৈচিত্র্য আনতে পারবেন। তখন কিন্তু আসলে আপনার রুটিনটা একঘেয়ে লাগবে না। কারণ অনেক সময় হয় কি যে, রুটিনটা আ কিন্তু একদম একঘেয়ে হয়ে যায় এবং সেই রুটিন টা তখন ফলো করাটা একটু বিরক্তিকর হয়ে যায়। তো আপনি যখন আসলে আপনার রুটিনের মধ্যে একটু বিনোদন রাখবেন, একটু নিজের জন্য সময় রাখবেন। পাশাপাশি একটু, আ যদি একটু মেডিটেশন করেন, তখন দেখবেন যে আপ আপনার কিন্তু আর বিরক্ত লাগবে না। আর যেটা বলছিলাম যে, একটু বিরতি নিয়ে, নিয়ে তারপর কাজ করবেন। তাহলে হচ্ছে বিরতি নেওয়াটাও হবে এবং আপনার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কিন্তু রুটিনটাও ফলো করতে পারবেন।
উম, জি। হ্যাঁ। হুম, জি। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম, বুঝতে পারছি। বুঝতে পারছি। না, আসলে আমি এর আগে এভাবে তো ভেবে দেখিনি। তবে আ এখন মনে হচ্ছে যে বিষয়টা আমার জন্য বেশ একটা কার্যকর একটা উপায় হতে পারে। কারণ আ হচ্ছিল কি যে, একটানা কাজ করার ফলে না আমার ওইযে মানসিক যে চাপের যে ক্ষেত্রটা সেটাও আসলে আরকি তুলনামূলক আরকি বেড়ে যাচ্ছিল। তো আ আমি এখন মনে হচ্ছে যদি আমি এক্ষেত্রটা যদি এভাবে করতে পারতাম যে, ছোট, ছোট কাজ করা বা আ দেখা গেল যে আ আপনি ৫ ঘন্টা বললেন। তো সেক্ষেত্রে আমি ২ ঘন্টা পর, পর যদি আসলে আ ছোট, ছোট ৩০ মিনিট বা ২০ মিনিটের যদি একটা ব্রেক নিতাম। তাহলে হয়তোবা আ আজকের যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিতে হয়তোবা থাকতাম না। তবে আমি আ এখন থেকে আসলে আমি চেষ্টা করবো যে, আ <yawns> ছোট, ছোট বিরতি নেওয়া। কারণ একটানা যখন আসলে আ লম্বা সময় কাজ করা হয় তখন আসলে ওই যে মাথার যে আসলে ধরে যাওয়ার একটা ব্যাপার আ সেটাও আসলে আমি খুব বেশি রকমের আরকি অনুভব করছিলাম। তো এখন মনে হচ্ছে যে আমার আসলে এভাবে আরকি ভেবে দেখা উচিত বা কাজ করা উচিত। বিশেষ করে আরকি যদি মানে রুটিনে যদি আ একটু গ্যাপ রাখা হ হয়। তাহলে বিষয়টা আমার জন্য আর একটু সহজ হয়ে যায়। তো আ আমার রুটিনটাও আ বলা যায় যে, এর আগে একটু আ অগোছালই ছিলো। বলা যায় যে, একটার পর একটা কাজ করে আমি সাজাতাম। তো সেটাও আসলে একটা সমস্যা হতে পারে বা সেটাও আসলে এইযে, রুটিনের ধারাবাহিকতা যে বজায় না থাকার মধ্যে আসলে একটা কারণ হতে পারে আরকি। হুম, জি।
হুম। আচ্ছা। হুম। জি। হ্যাঁ। হু, হু। জি। হুম। আ হ্যাঁ, আসলে আপনি যদি একটানা অনেকক্ষণ কাজ করেন তখন দেখা যায় আসলে ব্রেইনটাও কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। বা তখন কিন্তু ব্রেইনের উপর অনেক বেশি প্রেশার পড়ে। তো এই ক্ষেত্র থেকে কিন্তু আপনি মানসিকভাবে একটু বিধ্বস্ত হতে পারেন বা আপনার ভেতরে কিন্তু একটু ক্লান্তি অনুভব হতে পারে। অথবা দেখবেন যে কাজ করতেও বিরক্ত লাগতে পারে অনেক সময়। তো এজন্য আসলে রুটিনের মধ্যে একটু বিরতি রাখাটা অনেক দরকার এবং বিরতি নিয়ে কাজ করার যে অভ্যাসটা সেটা গড়ে তোলাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করছি আপনি এভাবে একটু মেনে চলার চেষ্টা করবেন এবং এভাবে মেনে চললে আপনার আসলে যে, আ রুটিনটা আসলে মেইনটেইন করতে পারছিলেন না, সেটা আসলে ঠিকঠাক হয়ে যাবে। আমি আশা রাখছি।
হুম, জি। হু, হু। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। না, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে, আমি এই বিষয়গুলো নিয়ে আরকি বেশ আ ভালো রকমের একটা চাপের মধ্যেই ছিলাম। যে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে, আসলে কার সাথে বিষয়গুলো বলবো বা আ কি করবো। তো আপনার সাথে কথা বলার পরবর্তীতে তে চাপের যে আসলে একটা সৃষ্টি হয়েছিল সেটা আসলে অনেকাংশে কমে গেলো। আর বলতে পারলে তো আসলে সবাই হালকা বোধ করে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে কিছু টিপস আইডিয়া দিলেন। তো আ ভালো থাকবেন।
হুম। জি, নিশ্চয়ই। জি, আপনিও অনেক ভালো থাকবেন।